উম না, এক্ষেত্রে বলা যায় যে, আসলে আ পোশাক-আশাকের ক্ষেত্রে যদি আসি, তাহলে আমার স্টাইলের যে বদলের ব্যাপারটা আছে, সেটা কিন্তু আসলে খুব বেশি রকমেরই হয় আরকি। বিশেষ করে ওইযে, আপনার আ ট্রেন্ড এর যে ক্ষেত্রটা, সেটা কিন্তু আসলে স্টাইল এর ক্ষেত্রে, আমার বদলটা খুব বেশি রকমেরই আসে আরকি। জি।
হু। হ্যাঁ, হ্যাঁ। হুম, বাহ! এটা তো বেশ দারুণ যে, আসলে আ এখন দেখা যাচ্ছে যে, আপনি এরকম ট্রেন্ডি পোশাক যেগুলি আছে, হ্যাঁ? কিংবা এখন আসলে ট্রেন্ড গুলো ফলো করার চেষ্টা করছেন। তো ছোট থাকতে তো দেখা যায় যে, মানুষ কিন্তু খুব আসলে জিনিসগুলিকে সিম্পল ভাবেই নেয়। যে আসলে পোশাকটা হয়তোবা আ এত গভীরভাবে চিন্তা করে না, কিংবা হচ্ছে যে, পোশাক পড়ার সময় হয়তোবা যে, নিজেকে কেমন দেখাচ্ছে কিংবা "অন্য মানুষ আসলে আমাকে কীভাবে পারসিভ করবে?" এই জিনিসটা হয়তোবা চিন্তা-ভাবনা করে না। তো আপনার ক্ষেত্রে যে, এখন যখন পোশাক পড়েন, আপনি কি নিজের জন্য কোন একটা সিগনেচার লুককে, আসলে তৈরি করতে পেরেছেন?
আ হ্যাঁ, হ্যাঁ। আ হ্যাঁ, হ্যাঁ। উম জী। উহু। আ আ নিজের জন্য সিগনেচার লুক তৈরি করতে পারেনি। তবে অ্যা হ্যাঁ, একবার আসলে ওইযে আ চেষ্টা করেছিলাম, হিরো আলম কিন্তু আপনার একটা নতুন ধরনের অ্যা মডেলের পোশাক বের করেছিলেন। সেখানে ছিল আরকি আ গাছের পাতা। তো ওই জাতীয় পোশাক কিন্তু আসলে আমি একবার আ পড়ার চেষ্টা করেছিলাম। পড়ার চেষ্টা করে আসলে ভার্সিটির দিকে যাই আরকি। তো বলা যায় যে, ঐখানে আমার যে পরিচিতির যে ব্যাপারটা আছে, সেটা হয়তো হিরো আলমের থেকে, আ মানুষজন আমাকে চেনার যে ক্ষেত্রটা, সেটা আসলে বেশি করেই চিনে বা বলা যায় যে, আ এক কথায় আসলে যখন আসলে কেউ বলে যে, আ "ঐ যে সবুজ পাতা পড়া পোশাকের ওই ব্যক্তিটা যাচ্ছে, ঐদিক দিয়ে।" তখন কিন্তু আহা আলাদা রকম আরকি
হ্যাঁ। <chuckles> আচ্ছা, আচ্ছা। হুম, হুম। মানে অন্য মানুষের থেকে, একটা ভিন্ন ধর্মির নতুন কিছু পড়া মানে, ক্রাউড এর থেকে আলাদা কিছু করা। এটা সবসময় আসলে আপনার ইচ্ছা ছিল।
উ হু। আ একদম। ব্যাপারটা হল যে, আ আমি যখন আসলে যাই, তো আমার গায়ে কিন্তু আসলে ওই যে, ব্যা অনেক সময় তরমুজের মত কিন্তু আসলে এক একটা আ পোশাক আমি বানিয়ে যাই আরকি। এটা কিন্তু আসলে ওই যে, আ আপনার আ উম 5 মিনিটস হাক্স, যেসব YouTube চ্যানেল গুলো আছে বা এই যে যারা আসলে ক্র্যাফট ভিডিও বানায়
বাহ! হু। হ্যাঁ, হ্যাঁ। মানে DIY চ্যানেল যেগুলো আছে।
হ্যাঁ, হ্যাঁ। তো তাদের থেকে আসলে পাওয়া। তো এইভাবে আস্তে, আস্তে করে কিন্তু আসলে আমার যে, আসলে একটা নির্দিষ্ট, নির্ধারিত কিন্তু, আসলে একটা পোশাক আমি বানায় নেই। আর আ বলা যায় যে, আসলে আমার যে হেলমেট এর ব্যাপারটা, আমি যখন আসলে বাইক থেকে নামি, তখনই কিন্তু আসলে মানুষিক জনে এর জন্য আসলে একটু আ বিশেষ করে আরকি অ্যা দেখতে পছন্দ করে। অনেকে কে জিজ্ঞাসা করে
আচ্ছা, আচ্ছা। দারুণ! <chuckles> হুম। মানে নজরে চলে আসে জিনিসটা সবার।